টিভিতে যেটা দেখা যায় বা যতটুকু দেখা সম্ভব, এটা আসলে সিলেটের চা বাগানের আসল সৌন্দর্যের ২০ ভাগের ১ ভাগ।
উম যাক।
আ এটাকে যদি আপনি বাস্তবে দেখতে চান আ তাহলে ওখানে নিজের স্বশরীরে যাওয়া ছাড়া আসলে আর কোন উপায় নেই। এবং তারপরেও কথা আছে। অবশ্যই সেটা আপনাকে বৃষ্টির সময়ে যেতে হবে। মানে অন্য সময় গেলে ওই অনুভূতিটা পাবেন না আরকি। একদম কাঁচা চায়ে পাতার যে একটা কালার বা রং এবং ঘ্রাণ। এটা আপনাকে পেতে গেলে বৃষ্টির সময়েই যেতে হবে।
জি। জি। জি, জি, অবশ্যই, অবশ্যই। জি, জি। জি, জি অবশ্যই। জি, জি একদম। আসলে আপনি ঠিক বলেছেন। আসলে বৃষ্টির সময় না শুধু পাহাড় পাহাড়ের দৃশ্য না যেকোনো জায়গার দৃশ্যই কিন্তু সুন্দর লাগে। আর যদি সেটা পাহাড়ের দৃশ্য হয় তাহলে সত্যিই এটি অপরূপ একটি দৃশ্য যেটা আমাদের মনকে অনেকটা মুগ্ধ করে দিবে। তাই না?
হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। আসলেই। একদম, একদম। আমি আপনার কথার সাথে পুরোপুরি এক মত।